আসলে আমি বলবো সোশ্যাল মিডিয়া তো আমাদের জন্য আসলে অতপ্রত হয়ে গেছে। আ আমরা চাইলেও চাই অ্যা মানে জিনিসটা থেকে সরে আসতে পারবো না। কিন্তু যতটুকু আসলে মিনিমাম ইউস করার যিনি ব্যাপারটা থাকে সেটা তো করার সাথে, সাথে, হচ্ছে সামনাসামনি আ interact করাটা তাদের সাথে আবেগ যেটা আছে, আবেগের বহিঃপ্রকাশ করা। এখনকার বাচ্চারা যেরকম introvert হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তারা কিন্তু যে মোবাইল কিংবা ভার্চুয়াল জগতেই কিন্তু interact করতে বেশি পছন্দ করে। ওরা কিন্তু আ জানে না সে সামনা-সামনি একটা মানুষের সামনে কিভাবে ইমোশনস দিয়ে কথা বলতে হয়। কিংবা অন্য সামনের মানুষটা ইমোশনস দেখাচ্ছে আমি সেখানে কিভাবে রিঅ্যাক্ট করব। এই জিনিসটা কিন্তু ওরা জানে না।
উম হ্যাঁ। হ্যাঁ। হুম। উম হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন। কথা বলতে হয়, হ্যাঁ। রিঅ্যাক্ট করব। অ্যা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আসলে বললেন।
জি।
তো তার মানে আসলে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। এবং আ আপনি আসলে যেমনটা বলছিলেন আপনার অভিজ্ঞতার আলোকে এই যে কথার সুর বা টোন আসলে বদলে গেলে যে ধরনের সমস্যা আসলে দেখা দেয়, অ্যা আপনার যে আসলে আ দৈনন্দিন জীবন আসলে যেমনটা ঘটেছে। ১ম, থেকে আসলে যেমনটা বলছিলেন। আ যে আপনি আসলে কিভাবে এই বিষয়গুলোকে আ দেখেন এবং এটা কিভাবে মেনে আসলে আপনার উম ডেইলি লাইফ এ আসলে এটাকে মানে প্র প্রভাব মানে প্র ই করেন ব্যবহার করে থাকেন। উম এবং আ শেষের দিকে আসলে আরেকটা জিনিস আ মজার একটা ব্যাপার বলছিলেন যে, আ সোশ্যাল মিডিয়া তে আসলে যে ধরনের সমস্যাগুলো হয় আপনার কাজিন এর সাথে যে একটা সমস্যা ঘটেছিলো এবং সেটা থেকে আসলে আ যেভাবে আ সমস্যাটাকে আবার সমাধান করল হ্যাঁ। আপ হু আপনার অন্য কাজিনরা যেভাবে আসলে সাহায্য করলো। এবং সোশ্যাল মিডিয়া তে এই যে ইমোজিস যে ব্যবহারগুলো আপনি আসলে করেন উল্টোপাল্টা কনফিউশন <chuckles> শুনে বেশ দারুণ লাগছিল। আর সুন্দর একটা সময় কাটালাম। আপনি অনেক সুন্দর করে বললেন, আপনার অভিজ্ঞতাগুলো বেশ আ চমৎকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। জি, জি। জি। <chuckles> জি, জি। পাওয়াটা খুব মজার ছিল। হুহ। আ